আচ্ছা। হ্যাঁ অবশ্যই নিজের সাথে তো সংগ্রাম কাজ করছে। জিনিসটা প্রতিযোগিতা যুদ্ধ হচ্ছিল। আ যে আসলে আ কি করব, সবকিছু মনে হয় না যে সবকিছু ঘোলা, ঘোলা দেখা যায় সামনে। যা কিছুই পরিষ্কার না। যে আসলে কোন পথে যাবো, কোন দিকে যাবো? এটা তো কোনো পরিষ্কার ছিল না। তো এটা ছিল একটা আ ব্যস্ততার বিষয় যে, আসলে হুট করে থেমকে থমকে যাই আমি। কোন কিছুই আমার দ্বারা হয় না যে আমি কিভাবে কোন পথে যাব, এটা ছিল একদম। তো হুট করে ঐখান থেকে একটা ডিসিশন আসে যে, আসলে আমি কোন কিছু একটা লাইফে করতে হবে। তো হচ্ছে, হ্যাঁ, তখন একটা দেখা যাচ্ছে আমি আ ডি ডিসিশন নেই যে আসলে
হ্যাঁ, করাটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা। করতে চাইছিলেন, হ্যাঁ। তখন আসলে নিজেকে যে মানিয়ে নেওয়ার ব্যাপারটা, এটা আসলে আপনি কিভাবে করলেন? কারণ, অ্যা মানে ব্যর্থ একটা সময় যখন মানুষ পার করে, তখন কিন্তু আসলে এই সকল ডিসিশন নিতে কিন্তু অনেকেই কিন্তু ব্যাহত হয়। তো আপনি আসলে জিনিসটা কিভাবে পার করলেন?
আচ্ছা। একদম। আচ্ছা, সেক্ষেত্রে একটা বন্ধু আমার বেশ কাজে এসেছিল আ বলা যায়। আ সে হচ্ছে দেখা যাচ্ছে আমাকে বলল, আসলে সে আ অনেকদিন থেকেই বিভিন্নভাবে ফ্রিল্যান্সিং করে বা বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে থাকে। তো সে কিন্তু আমাকে একটা অফার দিলো যে, আসলে যে তুমি হচ্ছে যে "এইভাবে, এইভাবে কাজগুলো করতে পারো, একটু প্র্যাকটিস করো। হয়তোবা কাজে আসবে।" মানে এইভাবে এইভাবে বললো আরকি, যে কাজগুলো করার কথা। তো আমি বললাম, "আচ্ছা দেখি," হয়তো কিছু তো করতে হচ্ছে না। সময়টা একটু দিয়ে দেখি কেমন লাগে। এত কোনো কিছু করারও নেই। তো সময় দিলে তো বেশ ভালোই হয়। তো সেই সময় হ্যাঁ, টাইমটাও পাস হয়ে যায়। তো সেক্ষেত্রে সময় দেওয়া শুরু করলাম, যে আসলে আ কতটা দেক আগা যায়। শিখতে শুরু করলাম। তো শিখতে, শিখতে শিখতেই আছি। বেশ ভালোও লাগতেছে। কাজ শিখতেছি, প্রতিদিন সময় দিচ্ছি। আ সময়টাও বেশ কেটে যাচ্ছে। বাসায় বকা খাচ্ছি, বাইরে বকা খাচ্ছি। ওখানে গিয়ে সময় দিচ্ছি। বেশ ভালোভাবে চলে যাচ্ছে। কোন কিছু কিন্তু মনেও থাকতেছে না। বেশ সময়টা পার হচ্ছে। তো এভাবে ধীরে, ধীরে শিখতে, শিখতে বেশ কাজ শিখে গেলাম। কিন্তু তারপরেও আবার ব্যর্থতা শুরু হয়ে গেছে। যে আসলে কাজ পাচ্ছিলাম না। হ্যাঁ, কাজ পাচ্ছিলাম না।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। সেটা, কি ছিল আসলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ করতেই পারে। হ্যাঁ। দিয়ে দেখেন, হ্যাঁ। <laughs> হ্যাঁ, সেটা তো টাইমটাও বাস হয়ে যায়। <chuckles> আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, সেটা কি ছিল? না, সেটাও কিন্তু ঠিক যে একটা কিন্তু সময়ের ব্যাপার কিন্তু থাকে যে, আপনি আসলে জিনিসটা খুব অ্যা খারাপ সময়ে পার করছিলেন। তখন আসলে আপনার বন্ধু যে, পরামর্শ দিলো যে, ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা আপনাকে আগ্রহী করে তোলার চেষ্টা করল। তখন আসলে আপনি ভাবলেন না, আমার তো আসলে সময় আছে, আমার টাইম পাসটা তো হবে। তো শিখতে পারলে তো ভালো। কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার, কিন্তু আপনি ভেবেছিলেন কিনা জানি না। যে ব্যর্থতার সময় কিন্তু আবার ঘুরে আসতে পারে। প্র্যাকটিসের পরে যে আসলে কাজ পাওয়ার ব্যাপারটা, এটা যে আসবে, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো সেক্ষেত্রে আসলে আপনার ক্ষেত্রে বিষয়টা কেমন ছিল আর কিভাবে ছিল?
হ্যাঁ, একদম। জি, অবশ্যই। একদম। আচ্ছা। জি, অবশ্যই। আমি আ বুঝতেই পারিনি যে আসলে আ হয়তো আমি মনে করেছিলাম যে, আসলে কাজ শিখলেই হয়তো কাজ পাওয়া যায়। এমন একটা বিষয় ছিল। হ্যাঁ এটা কখনোই আমি, আমার একটা ভুল ধারণা ছিল। তখন কিন্তু আবার আমি ব্যর্থতার মধ্যে পড়ে যাই। যে কাজ শিখলাম ঠিক আছে, কিন্তু কাজ পাচ্ছি না। তখন আমি বন্ধু বন্ধুকে বললাম যে, "আমার তো কাজ পাচ্ছি না। কি করা যায়?" বলছে, "এগুলো ফিল্ড এমনই যে আসলে আ তো শিখলেই যে কাজ পাওয়া, এমনটা না। ওয়েট করতে হয়, সময় ধরে থাকতে হয়।" কিন্তু কি হয়, ধৈর্য ধরে থাকতে হয় হ্যাঁ, কিন্তু ধৈর্যের যে একটা বাঁধ, সেটা কিন্তু ভেঙে যাচ্ছিল দিন, দিন। কারণ অনেকদিন কাজ শিখলাম ঐখানে
টিকলে পাওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা। অ্যা হ্যাঁ সেটা তো, ঠিক। ধৈর্য ধর ধৈর্য ধরে, রাখতে হয়। হ্যাঁ সেটা তো ঠিক যে, একটা ব্যাপার যে এক্ষেত্রে কিন্তু আসলে ধৈর্যের ব্যাপারটা কিন্তু আসে। তো সেক্ষেত্রে আসলে ব্যর্থতা যে আপনার যে, মানসিক অবস্থার এটা কি প্রভাব পড়েছিল যখন আপনি এই সময়টা পার করছিলেন?